আমার আর আমার husband এর মধ্যে প্রায়ই আম এক-দুটো ব্যাপার নিয়ে খুবই বলতে পারেন একধরনের ঝামেলা হয়। সেটা হচ্ছে যে, আম আমরা আসলে এমনিতে খুবই উম ভালো communicate করতে পারি। কিন্তু কিছু, কিছু ব্যাপারে আ আমাদের মতামতের একদমই মিল হয় না। তো তখন হয় কী, আমরা কথা বলতে, বলতে মানে কথা না আসলে কথা কাটাকাটি করতে, করতে এমন এক পর্যায়ে চলে যাই যে, কেউই কাউকে বুঝতে পারি না মানে বুঝি না। আমার কাছে মনে হয় ও আমাকে বুঝছে না, আর ও মনে করে যে, আমি ওকে বুঝতে পারছি না। আ তো আহ এটা আসলে শুরু হয়েছিল প্রায় যখন আমরা আ বিয়ের ধরেন ৫ ৬ মাস পরে আমাদের নতুন বাসায় shift করি তখন। তখন থেকে আমি বিভিন্ন ধরনের আ মানে ছোট কথাবার্তায় হচ্ছে মান মানে ছোট ব্যাপার নিয়ে ওর সঙ্গে কথা কাটাকাটি হয়। তো এটা একটা মানে অনেক বড় একটা এখন আমার কাছে মনে হচ্ছে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। কারণ কিছুদিন পরপরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হচ্ছে। তো এই সমস্যাটা হওয়ার প্রায় উম বলতে পারেন ১ বছরের মতো হয়ে গিয়েছে। আমরা নতুন বাসা shift করেছি প্রায় এইতো ১ বছর আগেই। তো তখন থেকে হচ্ছে এরকম ঝামেলা মানে হয়েই যাচ্ছে। ছোট, ছোট ব্যাপারে শুরু হতে, হতে এখন বলতে পারেন প্রত্যেক ব্যাপারেই হচ্ছে কোন না কোন ধরনের কথা কাটাকাটি হয়েই যায়। তো এসব নিয়ে আমি প্রায়ই চিন্তিত থাকি। আর এসব কারণে হচ্ছে মাঝে মাঝে মাঝে, মাঝে না আসলে প্রায় সময় আমার মধ্যে এক ধরনের অশান্তি কাজ করে। আর ওর সঙ্গে কোন কথা বলবো কি বলবো না সেটাও আসলে আমি চিন্তা করতে থাকি। তো এসব এই মানে সবকিছু নিয়ে না আমি খুব প্যারার মধ্যে আছি।
আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। ও আচ্ছা। হচ্ছে আরকি। হুম। রাইট, রাইট। তো বো আপনার কথা শুনে আসলে বোঝা যাচ্ছে যে বিষয়টা আপনার মনে গভীর দাগ কেটেছে। হ্যাঁ? তো আপনি যদি কারনটা একটু বলতেন, আপনি যদি একটু বিস্তারিত শেয়ার করতেন, আমি কিন্তু তাহলে মনোযোগ দিয়ে শুনতাম এবং হয়তো আপনাকে সাহায্যের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে পারতাম। একটু কি বলা যায়? এই বিষয় নিয়ে আসলে আপনাদের মধ্যে এই যে মনোমালিন্য এটা হচ্ছে?
হুম, হুম। আচ্ছা শুরু হয়েছিল হচ্ছে যখন আমরা বাসা শিফট করি, নতুন বাসায় এসে যখন আমরা বাসার জন্য কেনাকাটা করব তখন থেকে। তো আমার চিন্তা হচ্ছে যে, আমার বাসা খুবই সিম্পল থাকবে। সিম্পল বলতে মানে অ্যা যে জিনিসগুলো দরকার, শুধু ঐ মানে একদম প্রয়োজনীয় জিনিসগুলো এছাড়া অতিরিক্ত জিনিস আমার মানে আমার কাছে মনে হয় যে কোন দরকার নেই। আর তাছাড়া আমাদের বাসাটা অত বড় না। যেহেতু আমরা ২ জন মানুষ। অ্যা তো সে কারনে আসলে আ ছোট বাসাটাই আ আমরা চুজ করে নিয়েছি। তো এ কারনে আ আমি চাচ্ছিলাম যে বাসার মধ্যে যদি প্রয়োজনীয় জিনিসগুলো যদি থাকে, তাহলে ছোট বাসায় আলোর চলাচল বা একটু বাতাস চলাচল ভালো হয়। আর বেশি জিনিস রেখে ফেললে আমার কাছে কেমন জানি একটু মনে হয় দমবন্ধ হয়ে আসছে এরকম।
আচ্ছা। হুম। আ হ্যাঁ, এটা ঠিক। জি, জি। ও!
তো এ কারণে আমি আ ওকে বলছিলাম যে, দেখো অম আমাদের বাসা তো ছোট। আমরা তাইলে আম ছো মানে এমন জিনিস দেখি যেগুলা আমাদের হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব। multifunctional যেগুলা। আর না হলে একদমই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো দেখব। কিন্তু শুরু থেকেই ওর কথা হচ্ছে একরকম। যে, "তোমার যদি ছোট বাসা পছন্দ না হয় তাহলে তুমি বড় বাসা চুজ করলা না কেন?" তো আমার কথা হচ্ছে ২ জনের জন্য তো বড় বাসা চুজ করে লাভ নেই। এটা আমি আসলে ওকে বুঝতে পারছি না। আসলে তখন থেকেই আমাদের মধ্যে ঐ যে কথা কাটাকাটির ব্যাপারটা শুরু হয়ে গিয়েছিল। ওকে আমি আমার ব্যাপারটা বুঝাতে পারছি না। ও হচ্ছে অ্যা মানে অ্যা নিজে যেটা বুঝে ফেলছে, সেটা থেকেই মানে সরে আসতে চাচ্ছে না। ওর কথা হচ্ছে যে, "বাসা দেখে তো তুমি চুজ করে ফেলছো, তাহলে অ্যাম এখন আর, এখন কিছু করার নাই। এখন তোমাকে এভাবেই করতে হবে।" তো আমি বললাম, আ "আমার স তো সমস্যা নাই ছোট বাসায়। আমি তো মানে হ্যাপি আছি। আমি জাস্ট বলছি যে, আমি মিনিমাল জিনিসপত্র রাখব, সিম্পল থাকবে।" এটাতেও ওর সমস্যা। ওর হচ্ছে স বাসা একদমই ভরাট থাকবে। আ ও হচ্ছে খুবই মানে একদম ফ্লোর থেকে ওয়াল পর্যন্ত সবকিছু মানে ও সাজাবে। হচ্ছে একদম মানে ভরাট থাকবে বাসা। এটা হচ্ছে ওর কথা। তো এ ব্যাপারগুলো নিয়ে, মাঝে, মাঝে এত বড় ধরনের ঝগড়া হয়ে যায় আমি আসলে বুঝি না যে কেন হচ্ছে? বা এটা কোথায় শেষ করব?
ওহো! এক রকম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, understandable আসলেই এরকম situation এ যে, আপনি অসহায় feel করছেন বা আপনি বুঝতে পারছেন না কি করা উচিত। এটা কিন্তু একটা আ স্বাভাবিক বিষয়। এরকম খারাপ লাগাটা আসলে আসলেই স্বাভাবিক এবং দেখুন বিয়ের পরপরই এই ধরনের বোঝাপড়ার যে বিষয়টা, এটা কিন্তু হয়ে থাকে অনেক ক্ষেত্রে। বিশেষ করে সম ২ জন মানুষ কখনো এক ছাদের নিচে থাকা হয়নি। Then হঠাৎ থাকা হচ্ছে তখন কিন্তু ২ জনের মধ্যে যে বোঝাপড়া, যে সীমারেখা টানার বিষয়, ২ জনের ছাড় দেয়ার যে বিষয়, এগুলো কিন্তু ধীরে, ধীরে গুছিয়ে উঠতে হয়। হ্যাঁ? তখন কিন্তু এইরকম বিষয়গুলো সামনে চলে আসে। আর আপনি যে বললেন যে, আপনার এক ধরনের পছন্দ, তার অনেক অন্য কিছু একটা পছন্দ। সেটা শুধুমাত্র বাসা সাজাবার ক্ষেত্রেই না কিন্তু সব ক্ষেত্রেই ২ জনের মতামতের ভিন্নতা হবে।
হুম, হুম।
সেটাই কিন্তু স্বাভাবিক কারণ কথায় আছে opposite attracts। যে, আপনার আমরা আসলে আমাদের বিপরীতমুখী মানুষের দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকি। প্রকৃতি, nature আমাদেরকে সেভাবেই তৈরি করেছে। এক্ষেত্রে কিন্তু ২ জনকে মিলেমিশে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসাটা উচিত। তো এই বিষয়ে ২ জন ২ জনের জায়গা থেকে compromise এর করা যায় কিনা, এই বিষয় নিয়ে কোনো পরামর্শ করেছেন কিনা বা পরামর্শ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার দিকে বা তার দিকের feedback কেমন ছিল? এটা কি একটু বলা যায়?
হুম, হুম। হুম। জ্বী, আমার কাছে আ যখন মনে হয়েছে যে, এই ছোট, ছোট ব্যাপারগুলো নিয়ে ঝামেলা হচ্ছে তখন আমি ওকে বলেছি যে, আ তোমার আ যেটা পছন্দ আমরা ২ জন মিলে discuss করি। যেটা ভালো হয় আমরা সেটাই choose করবো। কিন্তু এটা হচ্ছে discussion পর্যন্ত থাকে। মানে এই সিদ্ধান্ত শুধু discussion পর্যন্ত থাকে। যখন আমরা আসলেই কোনো কিছু কিনতে যাই বা আ মানে বাসায় নিয়ে আসি তখনি হচ্ছে ওর মানে ও একদম বেঁকে বসে। ওর হচ্ছে আ মানে কোন কিছু কিনতে গেলাম, ধরেন বাসার জন্য carpet কিনব। তো ও আমি বললাম যে, আচ্ছা আমরা যদি একটু মানে ছোট দেখে আমাদের drawing room এর জন্য carpet কিনি তাহলে হচ্ছে অন্যান্য জায়গায় আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারব। ওর হচ্ছে না। আমি আ expensive কার carpet কিনব। আমার বাসার আমার রুম পুরোটা ভরা থাকবে। তো আমি বলছি এরকম তো আসলে তোমার carpet এর maintain করার যে, একটা ব্যাপার আছে সেটাও তো করতে হবে। তো মানে ছোট এই যে, আমরা বাসায় একটা ঠিক করে গিয়েছি কিন্তু ও দোকানে গিয়ে হচ্ছে একদম উল্টো কথাবার্তা। তো এই ব্যাপারটা তো আসলে আমি দোকানে গিয়ে ওকে বোঝাতে পারব না। তো তখন হচ্ছে আমি মন খারাপ করে বাসায় চলে আসি। আর ও হচ্ছে পরে এটা নিয়ে আবার কথা শোনায় যে, তোমাকে নিয়ে গেলাম, তুমি আ একটা জিনিস ঠিক করলাম, তুমি বলছো এখন অন্যটা। আমার choice এর কোন দাম নাই। এসব কথাবার্তা আসলে। তো আমি আসলে মানে বুঝি না যে, কি কই থেকে শুরু করব বা কিভাবে শেষ করব এই ব্যাপারটা।
জ্বী। হুম, হুম। রাইট। সেই। হুম, হুম। আচ্ছা। না আসলে এভাবে ভাউ হারিয়ে যাওয়াটা নিজের চিন্তাভাবনার মধ্যে খুবই স্বাভাবিক। দেখুন যেকোনো প্রবলেম এর সলিউশন এর কিন্তু ১ম ধাপ হচ্ছে বিষয়টা নিয়ে কথা বলা এবং আপনি কিন্তু সেটা বলছেন। তো এটা একটা প্রশংসনীয় ব্যাপার। আর আপনাদের ২ জনের মধ্যে বোঝাপড়া যে বিষয়টা সেখানে আম আসলে আপনাদের ২ জনকেই সামনে এগোনোর বা এক হওয়ার একটা প্রচেষ্টার জায়গা থাকতে হবে এবং আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার দিক থেকে আছে, হয়তো আপনার পার্টনার এর দিক থেকেও আছে কিন্তু সে তার মতো করে সেভাবে প্রকাশ করতে পারছে না। তোপ প্রথমত আপনাদের মেবি একটু একসাথে বসে একটা সিদ্ধান্তে আসা উচিত যে ঘরের সাজানোর যখন বিষয় ২ জনের ঘর যেহেতু সেক্ষেত্রে মেবি ২ জনের input থাকাটা দরকার। তো সেক্ষেত্রে সেই যদি কার্পেট টা choose করে থাকে, আপনি মেবি আ ডাইনিং টেবল টার ব্যাপারে choose করতে পারেন। এভাবে করা যায় কিনা? মানে আপনি একটার টপিক বা একটা কিছু একটা ফার্নিচার চুজ করবেন, দেন সে different কোন ফার্নিচার চুজ করবে অথবা যা আপনার রুম ভাগ করে নিতে পারেন কিন্তু বেডরুম টা আপনি দেখছেন, ড্রাইং রুমটা সে দেখছে। ডাইনিং রুমটা আপনি দেখছেন, গেস্ট রুমটা সে দেখছে। এইভাবে ভাগ করে নেয়া যায় কিনা? এইটা কিন্তু একটা ভালো পদ্ধতি যে আপনাদের ২ জনের মধ্যে হয়তো রুম ভাগে একজন, একজন বেছে নিচ্ছেন এটা আমার এটা তার অথবা
হুম। হুম। হুম। হুম, হুম, হুম।
আপনারা একটা রুমেরই এক একটা আসবাবপত্র একজন, একজন করে চুজ করছেন এবং আপনি যে বললেন, একটা কথা যেটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি বাসায় থেকে একটা গ কথা বলে যাচ্ছেন বাট সেটা যখন অ্যাকচুয়ালি এপ্লাই এর প্রশ্ন আসছে জিনিসটা কেনা যখন বিষয় আসছে, সেটা সে ভুলে যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু আপনার তার সাথে একটু গভীরভাবে কথা বলতে হবে যে আপনারা যে ডিসিশন টা পৌঁছাচ্ছেন, বাসা থেকে সেটা যেন কোনভাবেই পরবর্তীতে কোন প্রভাবেই কোন প্র প্রেশার এই পরিবর্তিত না হয়। কারণ এই জায়গাটা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু যেকোনো আলোচনায় সেটা ফলপ্রসূ হবে না। তো এই জায়গাটা খুব স্ট্রিক্টলি একটু মেইনটেইন করতে হবে এবং বাকি যে বিষয়গুলো সেগুলা কিন্তু নিজেদের মধ্যে যদি ভাগ করে নেন তাহলে কিন্তু সুন্দর একটা আ সিদ্ধান্তে আপনারা ২ জন মিলে পৌঁছাবেন বলে আশা করছি।
হুম। হুম, হুম। হুম। আচ্ছা। হুম। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আর এটা কেন যে, আমার মাথায় আগে আসলোনা আমি আসলে চিন্তা করতে পারিনি। মানে বুঝতে পারছি না আসলে এখন। এটা কিন্তু করা যায় যে, রুম ভাগ করে নেওয়া যেতে পারে। কারণ আ ওর কথা শুনে যেটা মনে হচ্ছে যে, কোন, কোন রুমের ক্ষেত্রে ওর একটু বেশি আ preference থাকে। যেমন ধরেন আমাদের কাজের রুমটা বা ওর gami room gaming room যেটা সেটাই হচ্ছে ওর একটু বেশি প্রভাব থাকে। তো আমি চিন্তা করছি যে, ওকে যদি গুম রুমটা সাজানোর জন্য দিয়ে জে দেয়া হতে পারে, তাহলে হয়তো ও একটু খুশি হবে। আর মনে হবে যে, আমি আসলে সবকিছুতে প্রভাব খাটাতে চাচ্ছি না এরকম কিছু একটা। খুব ভালো একটা আম advice দিলেন আপনি। এটা আসলে কাজে আসতে পারে আমার ম আমার কাছে মনে হচ্ছে। কিন্তু ওই যে, আরেকটা ব্যাপারও আছে ওই যে, এতবার কথা কাটাকাটি হয়েছে, এতদিন ধরে কথা কাটাকাটি হয়েছে। তো মনের মধ্যে না এক ধরনের কেমন জানি অশান্তি থাকে। মানে ওকে কিছু বলব নাকি বলবো না এটা কিন্তু চিন্তার মধ্যে থাকে প্রায় সময়। তো এটা কি কাটিয়ে উঠা যাবে? মানে সময়ের সাথে, সাথে কি এটা ঠিক হয়ে যাবে নাকি পরবর্তীতে এটা বড় ধরনের কোন কিছু হতে পারে?
আচ্ছা। হুম। জ্বি, জ্বি। স্বাভাবিক। জ্বি, জ্বি। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। দেখুন, সময় তো সব ধরনের কষ্টই ভুলিয়ে দেয়। বাট এই বিষয় নিয়ে কিন্তু কথা বলাটা প্রয়োজন। আপনি শুধু তার সাথে কথা বলবেন এই বিষয় টা নিয়ে, সেটাও না। একজন একসাথে থাকতে গেলে একটু খুনসুটি হবে সেটাই স্বাভাবিক এবং সেটা নিয়ে সবসময় যে তার সাথে, সেটাই আলোচনা করতে হবে, সেটাও প্রয়োজনীয় নয়। আপনার যদি আ আপনার ফো ক্লোজ খুব ফ্রেন্ড থাকে, আপনার আম্মা বা আপনার অন্য কোনো ফ্রেন্ড, তার সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলা যেতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে। কোনো জিনিস যদি strictly হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পার্টনারের সাথে সবার আগে কথা বলবেন এটাই স্বাভাবিক। তো সময় যেমন সবকিছুই ধীরে, ধীরে মুছে ফেলে, ভুলিয়ে দেয়, পাশাপাশি যে বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, সেটাও কিন্তু জরুরি। কারণ কোনো বিষয় যদি চেপে থাকেন সেটা কিন্তু আপনি যেই ভয়টা পাচ্ছেন যে, ভবিষ্যতে বড় কিছু হয়ে যেতে পারে, সেটা হওয়া স্বাভাবিক। এই জন্যে কথা বলে সমাধান করা অথবা শেয়ার করার যে বিষয় টা, এটা কিন্তু আসলে থাকা প্রয়োজন।
হুম। উহু। আচ্ছা। হু। হু, হু। উম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কথা আসলে বলতে হবে। আর হয়েছে কি এতবার যে ঝামেলা হয়েছে আমার কাছে মনে হয় আমি যদি নিজের মধ্যে চেপে রাখি তাহলে হয়তো ঝামেলাটা হবে না আর পরবর্তীতে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে কথা বলে ফেলতে হবে। নাহলে মনের মধ্যে থেকে সেটা আসলে আরো বড় ধরনের কোন কিছুতে পরিণত হতে পারে। আমি চেষ্টা করব আসলে ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য। বা চেষ্টা করব যে আ নিজেকেও একটু মানে আ calmly ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য, মেনেজ করার জন্য। নিজেকে একটু prepare করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব আসলে শান্তি লাগছে আমার। আম আপনার সাথে যে এতগুলো কথা শেয়ার করতে পেরেছি, আপনি এত মনোযোগ সহকারে শুনেছেন। খুব ভালো একটা উপদেশও দিয়েছেন। আমি এটা অবশ্যই আ কাজে লাগাবো। আহ <exhales> অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব হালকা লাগছে। ভালো লাগছে।
জ্বী। আচ্ছা। অবশ্যই। জ্বী, জ্বী। হুম, হুম। বাহ! বাহ! আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইলো। আশা করছি আপনার এই ট্রমা গুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ।